গানের কথা বলতে, পছন্দের গান তো অনেকই আছে। অ্যালবাম-এর গানগুলো বেশি শোনা হয়। কিন্তু আসলে অ্যা গানের ক্ষেত্রে যে খুব একটা হাসিয়েছে, অ্যা এরকম আসলে এখন তো সেরকম মনে পড়ছেনা গান হচ্ছে হাসায় আ কী আ
জি। না, গান তো আমাদেরকে হাসানো কম, কিন্তু ফিল কমায় ফিল দেয় বেশি। ফিল করায়, কানেক্ট করে বেশি। অনুভূতি বিষয়।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এটা ফি ফিল করায় বেশি। হ্যাঁ, খুব অনেক ভালো লাগে অনুভূতির ব্যাপারটা আসলেই। গানটা শুনলে মোটামুটি মন মনটা রিল্যাক্স অ্যা রিল্যাক্স হয়ে যায় এমন কি ভালোই লাগে। গান শুনতে ভালো লাগে। ত পার্টিকুলার ওরকম ভাবে নেই। তবে ওই যে আ আপনার মনে করেন যে অ্যা Arijit Singh-এর যে গানগুলো, এগুলো শুনতে ভালো এটা বেশ এনজয় করি। তারপরে KK-র গানগুলো, আ এই গানগুলো বেশ ভালো লাগে। তো এগুলা আসলে শুনি।
অ্যা হ্যাঁ। তো এরকম যদি থা আসে, এরকম কোনো গান আছে? হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। Atif Aslam!